আ ভাবতেছিলাম আরকি আজকে একটা গান শুনে আ হঠাৎ করে আমার খুব আ আ মনে হলো যে এইযে মানুষ মারা যায়, চলে যায় নিজের আত্মীয়স্বজন সবাই বা আরও অনেক ধরনের আসলে আস ব্যক্তিগত শোক বা আ অন্য আ ধরনের রাষ্ট্রীয় শোক, এরকম অনেক কিছু হতে পারে। তো আ এইযে আমি আসলে ব্যক্তিগত শোক নিয়েই কথা বলতে চাই। এইযে ধরুন এরকম আপনার আ হয়তো এসেছে জীবনে, না আসলে তো খুবই ভালো। তো এরকম যদি হয়ে থাকে তো আপনি আসলে কিভাবে সামলে উঠতে চান? আপনি কি একা থাকতে চান নাকি, আ মানুষের সাথে থাকতে চান?
হু, জি। হু, হু, হু। জি। হু, হু। আচ্ছা। হু, উ। শোকের কথা যদি বলেন, আম <smacks lips> শোক তো মানুষের জীবনে আসেই। এমন কোন মানুষ মনে হয় পাওয়া যাবে না যে বলবে যে না আমি আসলে এরকম কোন কিছু এ face করি নাই। আমার কাছে মনে হয় ম্না শোকের সময় আমার কাছে আমি মনে হয় যে আমি একা থাকতে চাই না আসলে। আমি মনে করি যে কাছের মানুষদের সাথে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ জি। আ কারণ তারা আ তা তাদের আমি আমার অনুভূতিটা বুঝাতে পারি। তারা আমাকে সান্ত্বনা দিতে পারে। মানে আমি যদি একা, একা কান্না করি বা আমি একা থাকি, তাহলে দেখা যাবে আমার মন আরও ভার ভার হয়ে যাবে। যে কারো সাথে share না করতে পারলে মনে হবে যে আমার আসলে মানে এ হয়তো খুবই আরও আরও বেশি deep এ চলে যেতে পারে যে আমার মনে হতে পারে আমি মরেই যাই। তার থেকে ভালো আমি কারো সাথে থাকি যে আমাকে আসলে মনটা একটু হালকা করে দিবে। তবে এমনও হয় যে কখনো, কখনো একা থাকাটাও দরকার হয় যেন নিজের অনুভূতিগুলো নিজে বুঝতে পারি। এ মানে অ অনেক সময় নিজেরটাই নিজের
উহু। হুম। হুম। উ আচ্ছা, চান না। আচ্ছা, আচ্ছা। উহু, উহু। উহু। ওকে। আচ্ছা। উহু। হুম। হ্যাঁ, এটা ঠিক আসলে। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। তো
করতে হয়। তো আমার মনে হয় সবচেয়ে ভালো উপায় হলো একা এবং কারো সাথে থাকার মধ্যে একটা balance রাখা আরকি। জি। আপনি কিভাবে সামলে নেন?
আচ্ছা, আচ্ছা। একদম। আর আসলে